সেটাই, সেটাই। একদমই সেটাই। সে তার জন্য যদি আ যেটা করা প্রয়োজন আমার মনে হয় সেটা তো এক প্রত্যেকটা প্রতিষ্ঠানে counsellor আ রাখা উচিত আ বা সা psychologist আ যেটা বলেন না কেন। আর প্রাথমিক যেটা সেটা হচ্ছে যে, মা-বাবার। আমি আমি আমার পেশাগত কারণে যখনই আমার কথা বলার সুযোগ আসে এই কোমলমতি বাচ্চাদের সাথে। তখনই আমি বলি যে, তোমা প্রত্যেকের ভিতরে আপনি খেয়াল করবেন আপনি এ এখনো পড়াশোনা করছেন কিনা জানি না। আ তো আ তো যাই হোক খেয়াল করবেন যে, প্রত্যেকের ভিতরে কিন্তু কোনো না কোনো বিশেষ উ গুণ বা বৈশিষ্ট্য থাকে। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে, "তুমি কোন কাজটা করতে সবথেকে বেশি ভালোবাসো? লেখাপড়া তোমার আমাদের আজকের সমাজে লেখাপড়ার বা সার্টিফিকেট একাডেমিক এটা দরকার তোমার প্রতিভা বিকাশের ক্ষেত্রেও কাজে লাগে। তো তুমি যেটা ভালোবাসো, যে, প্রতিভাটা আছে" সেটা সে যেমন নিজে খুঁজে বের করা তেমনি আমরা যাদের যারা সহায়তা করি আ ফ্যামিলি প্লাস শিক্ষা প্রতিষ্ঠান তাদেরও বের করে নিয়ে আসা উচিত। আর যে, যে, কাজটা ভালোবাসে সেটা একেবারে সবটুকু দিয়ে সর্বোচ্চ hundred percent দিয়ে করা উচিত। আমার মনে হয় এরকমটা যদি সমাজের সব জায়গায় আস্তে, আস্তে করা যায় যে, শুধু ওই অসুস্থ প্রতিযোগিতা না। "তোমাকে গোল্ডেন এ প্লাস পেতে হবে, ও কেন 90 পেলো, তুমি কেন 90 পেলে না এ এইগুলা থেকে সরে আসতে হবে।" আ তাহলেই ঠিক হবে। জ্বি।
জ্বী, জ্বী। হুম। হুম, হুম। জ্বী। হু, হুম। ঠিক বলেছেন, জ্বী। হুম। অবশ্যই। হুম। জ্বী, জ্বী, হুম। হুম। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই পড়াশোনা করছি। হুম। অবশ্যই। হুম। আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। হুম। হুম, হুম। জ্বী, জ্বী। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। জ্বী। চমৎকার। হুম, হুম। হুম, হুম, হুম, হুম। জি। হুম, হুম। চমৎকার বলেছেন এবং আমার জ্বী, জ্বী এবং আমার মনে হয় যে, আ আমি যে, শিক্ষাটা সে সময় পেয়েছি, সেই শিক্ষাটা অন্যদের এ মাঝে দেওয়ার যদি আমার option থাকতো আমি অবশ্যই সকলের মাঝে সেই শিক্ষাটা দিতে চাইতাম। কেননা এই শিক্ষাই আমাকে অনুপ্রাণিত করেছে। আমার আ চারপাশের যারাই পরবর্তীতে আ ভর্তি পরীক্ষা তো সবসময় প্রতিবছরই হয়। তারা যেন একটা জায়গায় ব্যর্থ হয়ে নিজেকে একদমই আ মনমরা হয়ে না বসে থাকে বা আ নিজের সব শেষ হয়ে গেছে। এই ধরনের মানসিকতা নিয়ে তারা না বেঁচে থাকে। আপনার ক্ষেত্রে আপনি কি সেই শিক্ষা অন্যদের কীভাবে দিতে চান?
আচ্ছা।

হ্যাঁ। খুবই আমা আমার যে শা শিক্ষা, আমার জীবন থেকে বোধের জায়গা থেকে আমার যে এ সন্তান পালন করার যে উদ্দেশ্য, এটা আমি মনে করি যে খুবই প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। কারণ যদি আমার বাচ্চা, ওই যে একটা এই এটা প্রাসঙ্গিকই হবে। একটা গল্প পড়েছিলাম Facebook এ সোশ্যাল মিডিয়াতেই। যে ২ বান্ধবী বহু বছর পরে দেখা। এ এক বান্ধবীর হাসব্যান্ড ছোটবেলাতেই থাকে না, একাই ছেলেমানুষ করে। আরেক বান্ধবীও ছেলে মানুষ করে। একজনের অর্থবিত্ত সর্বোচ্চ দিয়ে ছেলেকে একটা শীর্ষ জায়গায় পৌঁছায়, ছেলে অনেক বড় চাকরি করে এস্টাবলিশড, সমাজে প্রচলিত, দেশের বাইরে থাকে। আর ওই বান্ধবীর ছেলে হচ্ছে মোটামুটি লেখাপড়ায় ছিল, এখন ভালো একটা চাকরি করে, বেশ ভালোই বেতন পায়, দেশে মা নিয়ে থাকে। তখন ও রিয়ালাইজ করছে যে, "আমার ছেলে টেলিফোন করলেও বলে, 'মা সময় নেই, এত ক এত কথা বলতে পারব না। তুমি কেমন আছো? একটা টেক্সট করে জানালেই হবে। এই বছর আসতে চেয়েছিলাম, আসতে পারব না।'" আর এই ছেলে তার মাকে নিয়ে সময় কাটাচ্ছে, এমনকি তাদের সাথে এই মায়ের বান্ধবীকেও কক্সবাজারে বেড়াতে নিয়ে যায়, গিফট-টিফট কিনে দেয়। তো তার অনুধাবন হচ্ছে, "ছেলেকে আমি তথাকথিত এস্টাবলিশড করতে গিয়ে, মানুষটা হয়তো করতে পারিনি। অথচ আমার বান্ধবী কখনোই চায়নি আমার ছেলে এই অসুস্থ প্রতিযোগিতায় নেমে, বিশাল কে কিছু হোক আমাকে ছেড়ে" হ্যাঁ, তো এই এটা আমার মনে হয় যে, আমি যে ধারায় আমার বাচ্চাদের মানুষ করতে চলেছি। অ্যাঁ তো সেটা বোধহয় সমাজে আ জন্যে খুবই প্রযোজ্য। মানুষ হওয়াটা খুব দরকার।
জ্বী, জ্বী। হুম, হুম। আচ্ছা, ঠিক। জ্বী, জ্বী, হুম। হুম। হুম, হুম। আ জ্বী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম, হুম, হুম। জ্বী। হুম, হুম। জ্বী। হুম। আচ্ছা, হুম। হু, হু। জ্বী, জ্বী। হুম, হুম। জ্বী, জ্বী, বুঝতে পারছি। হ্যাঁ। হু, হুম। হ্যাঁ, একদমই। আমি আপনার সাথে সহমত পোষণ করছি। এই পদ্ধতিতেই আসলে সকলের মানুষ হওয়া দরকার। তো আমি আ যদি বলতাম যে, আমার সেই সময় শিক্ষাটা বর্তমানের দিনে কতটা প্রাসঙ্গিক? সেই হিসেবে বলতে গেলে বলা যায় যে, আ বর্তমানে কিন্তু অনেকেই এই কাজটা করে যে ধরেন আ বিশেষ করে, অ্যা একাডেমিক জীবনে ভর্তি যুদ্ধে, এতটা প্রেশার কাজ করে, সেই প্রেশার অনেকেই নিতে পারে না। ধরেন কোন এক জায়গায় ব্যর্থ হয়ে, তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টাটা একদমই হারিয়ে ফেলে এবং ফলশ্রুতিতে যেটা হয় যে, আম বলতে পারেন যে অনেক ধরনের ঝুঁকি, ঝুঁকি সম্পন্ন যে কাজগুলো, তারা করে থাকে। ধরেন অনৈতিক কোন কাজে জড়িয়ে যাওয়া বা এই ধরনের বিভিন্ন মানে, যেগুলো কা ঠিক নয়, এই সময়ে। সেই কাজগুলো করে থাকে। তো আমার আমি, আমার মনে হয় যে তারা যদি এই শিক্ষাটা নিতে পারে যে, জীবনের এক জায়গা থেকে ব্যর্থ হলেও, অন্য জায়গায় সফর হওয়াটা খুবই সম্ভব। এই, এই শিক্ষাটা যদি তারা নিতে পারে তাহলেই কিন্তু উম অনেক জীবনের বলিদান আমরা প্রতি বছর দেখে দেখে থাকি ভর্তি পরীক্ষার পরে, সেই জিনিসটা আসলে হবে না।
একদম। হুম। এই, তো